কিন্তু আমার মনে হয় কি জানেন? আমি অনেক সময় ইন্সপায়ার হই। আমার একটা কাজিন আছে। ও আসলে আ ইন্টার এ হ্যাঁ, আ না ও যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিল। আ প্রায় আ ২ বছর আগে। তো আমি ওকে আসলে নিয়ে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য। তো পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে গেছি স্বাভাবিকভাবে যে, পরীক্ষার্থী সে আসলে স্কুল ড্রেস পড়বে। আমি তো আর পড়ব না। তো ওর ফাইলটা আমার হাতে ছিল। এবং আমি গেট পর্যন্ত যেয়ে আমি ভাবছিলাম যে ভেতরে যদি একটু ঢোকা যায়। কারণ গ্রামের স্কুল দিতেও পারে। তো ওকে ঢোকার পরে আমাকে দারোয়ান মামা দাঁড় করায় বলছে, এটা তো ঠিক না। আজকে পরীক্ষা দিন এ্যা স্কুলের জামা পরে আসো নাই কেন?
হ্যাঁ, হ্যাঁ। উ হু, হু। উ হু। উ হু। হুম। <chuckles> হু, হু। উ হু। <giggles>
মানে আমি ভাবতেছি যে কি উনি যে আসলে, ভাবছে কি ভাবছে মানে আমার হনার্স কমপ্লিট আমাকে বলতেছে এসএসসি পরীক্ষা আমি কেন ড্রেস পরে আসিনি। মনে, মনে যে এত একটা খুশি লাগলো বিশ্বাস কোরো করবেন। দিনটা আমার খুব ভালো গেছে এবং মনে হচ্ছিল যে হ্যাঁ, এখনো মনে হয় উম চেহারায় ঐরকম একটা বয়স্ক, বয়স্ক, ভাব আসেনি। চাইলেই হয়তো পড়তে পারব।
<chuckles> <chuckles> উ হু। <chuckles> না আমা আমার অবস্থাটাও না প্রায় একরকম। কিন্তু প্রবলেম হচ্ছে যে অত পিছনে ফিরতে পারবো না ভাই। আমি ক্লাস ৬-৭ এর কথাও বলতেছি। যখন আসলে আমার মুখে না দাড়িও আসেনি। এহ! এখনও অবশ্য এখনো এ অবশ্য দাড়ির দেখা খুব কম। তো সেক্ষেত্রে মাঝে, মাঝ না নিজেকে আই মিন আমার ছোট ভাই আর আমাকে দেখে সবাই আসলে গুলিয়ে ফেলে। কে বয়সে বড়, আর কে বয়সে ছোট। তো সেক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বা মানে চেহারাটা নিয়ে ভাই ঘুরেই আসতে পারি স্কুল থেকে। কিন্তু প্রবলেম টা হচ্ছে অন্য জায়গায় ভাই। মাইন্ডসেট আর ম্যাচুরিটি এর দিক থেকে ভাই তাদের থেকে তো সম্পূর্ণ আলাদা। এখন যদি তাদের মধ্যে গিয়ে উপস্থিত হই তারা বোরিং ছাড়া আর কিছু বলবে না আমাকে।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা। এটা কিন্তু হয়। আমি মনে করি এটা হয়। আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা। জ্বী। একদম। <chuckles> না, আমার মনে হয় কি ও যে উম আপনি হয়তো সেই ছবিটা দেখেছেন, দীপু নাম্বার ২
উ হু।
দেখেছেন কি?
হ্যাঁ, খুব সমত রাইটার ছিলেন হুমায়ুন আহমেদ নাকি?
আম আমার আসলে না, না, না, হ্যাঁ, হ্যাঁ, জাফর ইকবাল। হ্যাঁ তো
ও সরি না, না, না, না, জাফর ইকবাল ছিলেন বোধহয়। জাফর ইকবাল ছিলেন। হ্যাঁ। স্যার জাফর ইকবাল ছিলেন এবং মুভি টা খুব সম্ভবত আমাদের আ উনার নাম কি? ও মোরশেদুল স্যার এটা মনে হয় বা ই করছিলেন ডিইরেক্ট করছিলেন।
হু, হু।